একদম, একদম ভাই। আপনার কথা শোনা আমার বেশ ভালো লেগেছে। এবং আসলেও আমি আপনার কথা যখন শুনছিলাম তখনও কিন্তু আমার সেই মোটা ব্যক্তিটার জন্য আমি একটুখানি চিন্তিত হয়ে গিয়েছিলাম। যে আসলে মোটা মানুষদের কিন্তু খা খেতে খুবই ভালো লাগে। তো খাবারের সুব্যবস্থা না জানার কারণে কিন্তু তারও একটুখানি মন খারাপ হয়েছিল বলে আমি মনে করি। তো এইসব কথা বাদ রাখলাম। আম আমিও যদি আমার একটা আসলে আ ইয়ার কথা বলি, experience এর কথা বলি। আমারও একজন বড় ভাই এবং আমি বন্ধু-বান্ধব এবং ২ জন বড় ভাইকে নিয়ে আসলে ইয়াতে গিয়েছিলাম। একটা বুফে খেতে গিয়েছিলাম। ঠিক আছে? এবং সেই বুফেতে সেই বড় ভাইটাও মনে করেন, আমার বড় ভাইটাও same আম ৩০০ কেজির মতো। তো তিনি আসলে দেখলাম যে এ্যা আমরা আসলে খাবারটা খেতে পারিনি। কারণ খাবারের একটুখানি অবস্থা খারাপ ছিল। মনে করেন মানে বুঝতে পারছেন তো আসলে খাবারের মানটা তেমনটা ভালো ছিলাম না, ছিল না। কিন্তু আমি দেখলাম সেই ব্যক্তি, সে মানে সেই মোটা ভাইটি মানে আমাদের বড় ভাইটি আসলে তার টাকা উসুল করার জন্য সে সব ধরনের খাবারই খেল আস
জি, জি। আচ্ছা। হুম। জি, জি। হুম। আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ।

আম হ্যাঁ, আমার hobby গুলা আসলে আমাকে অনেক positive পরিবর্তন এনে দিয়েছে। আপনি যেমন বললেন, যে আপনার আসলে hobby র মাধ্যমে আপনি cycling করেন এবং cycling এর মাধ্যমে আসলে রোগ প্রতিরোধ করতে পারে এবং আসলেই কিন্তু cycling কিন্তু আসলে একটা cardio র মাধ্যম এবং আপনার কিন্তু এর মাধ্যমে আপনি fit ও থাকতে পারেন। আপনার ওজনও কিন্তু কমে এবং সেটা কিন্তু খুব একটা ভালো একটা অভ্যাস এবং স সেই ক্ষেত্রে আমার hobby গুলোতেও একটুখানি ভালো দিক রয়েছে। এবা যেমন আসলে আমি যখন game খেলতে বসি, এ তখন কিন্তু আসলে আমার আমি যে আসলে সারাদিন কষ্ট করছি বা আমার সারাদিনের stress সেটা একদমই দূর হয়ে যায়। বন্ধু-বান্ধব, বড় ভাইদের সাথে আড্ডা দিয়ে এটা আমার বেশ ভালোই লাগে। আবার আপনি আমি যদি বলতে যাই গান শোনা, গান শোনার ক্ষেত্রে আসলে আমার আসলে মা মাথাটা একদম ঠান্ডা হয়ে যায় বা আমার খুবই ভালো থাকে, খুব ভালো লাগে সেই সময়টাতে। আমি relate করতে পারি সবকিছু গানের ছন্দে, ছন্দে এবং আমার বেশ ভালোই লাগে এবং আসলে আমার মানসিক স্বাস্থ্যকে আমি বেশি একটা বেশি priority দেওয়ার চেষ্টা করি এই সময়গুলাতে। যার কারণে কিন্তু আমার hobby আমার মানসিক স্বাস্থ্যের এক ধরনের ইতিবাচক প্রভাব ফেলতেছে এবং ভাই মানসিক স্বাস্থ্য ভালো থাকলে কিন্তু সব ধরনের কাজই করা সম্ভব। আপনার কাছে যদি আপনার motivation টা থাকে। তো সেক্ষেত্রে আমি যদি বলি আমার hobby কিন্তু আমার ক্ষেত্রে আমাকে অনেক বেশি support করে আমার ইয়ার ক্ষেত্রে। জি।
আচ্ছা। হুম। হুম। একদম, হ্যাঁ। হুম। আচ্ছা। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। একদম, একদম। উম হুম। আচ্ছা, আচ্ছা। বেশ। আসলে সেটাই দেখা যাচ্ছে। আরেকটা যদি আমার অভিজ্ঞতা বলি, দেখা যাচ্ছে আমার কিন্তু ঘোরাফেরা বা ভ্রমণ করাটাও আসলে আমার একটা বড় শখ বলতে পারেন। তো সেক্ষেত্রে আমি আসলে আ গত বছরই আসলে আমার বন্ধুদের সাথে বান্দরবনে ঘুরতে গিয়েছিলাম। তো সেখানে আসলে একটা মজার অভিজ্ঞতা হয়েছে। তো সেখানে আমরা ৪-৫ জন বন্ধু এবং বড় ভাইয়েরা মিলে গিয়েছিলাম। তো সেখানে আমাদের একটা বন্ধুর ওজন ছিল প্রায় ৩০০ কেজি। তো তাকে নিয়ে দেখা যাচ্ছে আমরা পাহাড়ে গিয়েছিলাম। তো যেহেতু ওজন তার একটু বেশি, সে কিন্তু দেখা যাচ্ছে trekking করতে পারত না। ঠিক আছে? তো তাকে নিয়ে আমরা কোনমতে কষ্ট করে resort-এ যাই। এখন যেয়ে দেখি যে খাওয়ার খুব ব্যবস্থা নেই। পরবর্তীতে আবার আমরা কষ্ট করে trekking করে নিচে এসে খাবার খাই। সে মত অবস্থায় বৃষ্টি পড়ে। তো বৃষ্টি পড়ার ফলে কি হয় যে সে কিন্তু ওই যে অ অতিরিক্ত ওজনের শরীর নিয়ে কিন্তু আসলে এই পিচ্ছিল রাস্তায় আসলে চলাফেরা করতে পারছিল না। তো, তো সেক্ষেত্রে কিন্তু সে কয়েকবার হোঁচট খেয়ে পড়েও গিয়েছিল। তো তখন আসলে সত্যি বলতে আমরা অনেক সময় হাসি ঠাট্টাও করেছি। আবার একটু চিন্তাও ছিলাম যে বিষয়টা তো অনেক risky. তো এইরকম আসলে অনেক ধরনের মজাদার ঘটনাই কিন্তু ঘটে। তো সেটা আসলে এই ঘটনাগুলোও কিন্তু আসলে আমাদের, <smacks lips> আপনি কিছুক্ষণ আগে যেমনটা বলেছিলেন যে মানসিকভাবে অনেক পরিবর্তন আনে। ঠিক আছে? দেখা যায় কি যে আমাদের মানে এই যে মজার, মজার ঘটনাগুলো আমাদের বেশ আনন্দিত করে। ঠিক না? এই যে মানসিক চাপটা কমে যায়। এ থেকে কিন্তু আসলে আমরা শারীরিকভাবে অনেকটা মানে উৎফুল্ল অনুভূত হয়।
আ জি, জি, জি। আচ্ছা। হুম। আচ্ছা। হুম। আচ্ছা। আচ্ছা। আচ্ছা। জি, জি। জি। আচ্ছা। আচ্ছা। জি। আচ্ছা, হুম। জি, আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হুম। উম হুম, হুম। হুম। একদম স্মৃতি হয়ে থেকে যায় ভাই। জি। অ্যা হ্যাঁ। হুম। হুম, হুম। হুম। উম হুম।